এটা কিন্তু অবশ্যই মানে আসলে আপনাকে, আপনি যদি আসলে হচ্ছে যে দায়িত্ব হচ্ছে মেইন বুঝতে পারছেন? মানে আমার কাছে মনে হ্যাঁ, ঠিক আছে সুখ অনেক বেশি ইম্পোর্টেন্ট এটা তো সত্য কথা। কারণ আর দায়িত্ব হচ্ছে আপনার একটা রেসপনসিবিলিটি। আমি শুরুতে বললাম না যে মানুষ হিসেবে জন্মাইছি আমাদের মধ্যে একটা জিনিসই ডিফরেন্স সেটা হচ্ছে স এই দায়িত্ববোধের মধ্যে, ঠিক আছে? কারণ অন্য প্রাণীরা হচ্ছে একটা ধরেন যে একটা, একটা বাঘ যদি হচ্ছে একটা আজকে ২ টা ভালো হরিণ ধরতে পারে এটা তার জন্য কি সুখের একটা অ্যা মানে কিন্তু তার মধ্যেও আসবে। ঠিক আছে? কিন্তু তার মত এইযে দায়িত্ববোধের জিনিসটা কিন্তু আসবে না। তো আমার কাছে মনে হয় যে আসলে দায়িত্ববোধটা আসলে আমাদের মানুষের জন্যই শুধু প্রিজার্ভ করে রাখছে সৃষ্টিকর্তা। তো সেক্ষেত্রে আসলে দায়িত্ব যদি আমি অবহেলা করি এটা আসলে আমার মানে এটা আমার মেইন যে আমার যে মানুষের জন্মানোর যে পার্টটা ঐটা কিন্তু আসলে অধরা রয়ে যাইতেছে।
জি। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। উম তা তো নিশ্চয়ই! নিশ্চয়, নিশ্চয় তা তো নিশ্চয়ই। হুম। আচ্ছা, আচ্ছা আপনি কিন্তু খুবই পজিটিভলি জিনিসটাকে চিন্তা করছেন এবং আ দায়িত্ব যে কত গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা কিন্তু আপনি খুবই সুন্দরভাবে তুলে ধরেছেন। আ তবে অ্যা অনেক কিন অনেক সময় কিন্তু এরকমটা হয় যে কিছু মানুষ আ নিজের পরিবারকেও আসলে সেভাবে সময় দিতে পারছে না এবং নিজের যে কাজের ডেডলাইন আছে সেটাও সে মিট করতে পারছে না। মানে ২ দিক থেকেই দেখা যাচ্ছে তার একটা হযবরল অবস্থা। তো এই ধরনের কি কখনো আপনার কোন সিচুয়েশন হয়েছে যে আপনার কাজ এবং পরিবার দুই টাই আপনার হাতছাড়া হয়ে যাচ্ছে বা ২ ক্ষেত্রেই আপনি আসলে নিজের দায়িত্ব সম্পূর্ণরূপে ভাবে পালন করতে পারছেন না?
হুম, হুম হুম। আ দেখেন এরকম সিচুয়েশন আসে না যদি কেউ বলে তাহলে আমার কাছে মনে হয় যে আসলে সে মিথ্যা বলতেছে। ঠিক আছে? কারণ এরকম সিচুয়েশন সকল কর্মজীবীর
আচ্ছা, আচ্ছা। আচ্ছা আপনার কি এরকম কোন ব্যক্তিগত অভিজ্ঞতা আছে কিনা?
হ্যাঁ অবশ্যই, অবশ্যই। আমার তো অবশ্যই আছে। আ এটা আসলে সকল কর্মজীবী ক্ষেত্রেই আসে। তো এরকম সিচুয়েশন অনেকবারই আমার কাছে আসছিল আসলে যে, আমি আসলে কোনভাবেই আসলে মেনেজ করতে পারতেছিলাম না আমার অফিসেও খুব বেশি প্রেশার। যেমন তারপর ধরেন যে আমার বাসায় যখন কেউ অসুস্থ হয়ে যায়। ঠিক আছে? তো তখন কিন্তু আসলে আমি দেখা যায় যে সেভাবে সময় দিতে পারি না। তো যার কারণে আসলে অনেক ঝামেলা হইছিল মাঝে, মাঝে। তো এটা গুলাও আবার মেনেজ করা হয় আরকি মানে মেনেজ করতে হয়। ধরেন যে আমি এইযে সুব শুধু যে আমার বাসাতেই যে হচ্ছে সেক্রিফাইস করতে পারবো এরকমও না। আমি আমার আমার অফিসে যারা আছে তারাও অনেক Flexible আমার যে কলিগরা আছে যেমন কলিগদের সাথে কিন্তু একটা ভালো সম্পর্ক রাখা আছে আমার। তো ধরেন যে তাদেরকে আমি বলি যে, "আজকে আমি পারতেছি না তো আমার কাজটা তুমি একটু করে দাও।" তো আবার ধরেন তাদের যখন কাজ লাগে তখন আমিও তাদের কাজটা করে দেই। এটা কিন্তু একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর একটা মানে পরিবেশ গড়ে উঠছে আরকি ঐ জায়গায়।
আচ্ছা ছ প্লিজ একটু শেয়ার করবেন। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ? আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। অবশ্যই। হ্যাঁ, হ্যাঁ। নিশ্চয়।